পার করে আসতে পারছি না।
আসে আমা <clears throat> আ দুঃখিত আমি এই বিষয়টা নিয়ে আ যা বলবো যে, আমাদের দেশে কেন আ দরিদ্রতা বা গরিবত্ব দূর হচ্ছে না, সেটার অন্যতম একটা কারণ হচ্ছে বেকারত্ব। দেখেন আমাদের দেশে বেশিরভাগ যুবকই কিন্তু বেকার রয়েছে এবং প্রচুর পরিমাণে এ চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক ক্রাইসিস রয়েছে। আপনি যেকোনো ইউনিভার্সিটি থেকেই গ্র্যাজুয়েশন শেষ করে বের হন না কেনো আপনি যে গ্র্যাজুয়েশন শেষ করলে যে আপনি জব পাবেন, এটা কিন্তু নিশ্চয়তা নেই কোনো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন না কেনো বা একটা সাধারণ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা করেন না কেনো, আপনি যে গ্র্যাজুয়েশন শেষ করলে যে আপনি জব পেয়ে যাচ্ছেন এরকম কোনো আসলে surety নেই। এটা একটা ব্যাপার আ জব ক্ষেত্রে প্রচুর ক্রাইসিস রয়েছে। আমরা
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
এই বে বেকারত্বটাকে দূর করতে পারছি না বলে আসলে আমি মনে করছি যে, দারিদ্রটাও আমাদের বেড়ে চলেছে। কারণ দেখেন পুরুষ মানেই তো হচ্ছে পরিবারের হাল ধরবে, পরিবারের জন্য সে কিছু করবে বা তার পরিবারের যে দায়িত্বগুলো একজন পুরুষ মানুষকেই সবার আগে নিতে হয়। সেক্ষেত্রে আপনি পরিবারের বড় ছেলে হলে তো আপনার দায়িত্ব আরও বেশি। তো এই ক্ষেত্রে আ আপনি প্রাপ্ত বয়স্ক হয়ে যাচ্ছেন, ঠিকই কিন্তু আপনি কোনো একটা কর্ম করছেন না। আপনি কোনো চাকরি-বাকরি করছেন না, কোনো ব্যবসা করছেন না তো নিজেকে তেমনভাবে সেটল করতে পারছেন না। অ্যা এটা একটা বিষয়। কিন্তু, দেখেন দারিদ্র্য একজন একটা পরিবার দরিদ্র থাকতেই পারে। কিন্তু সেটা সবসময় থাকবে বলে এমন কোনো বিষয় না। আ সে যে দরিদ্র তে দরিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারত। যদি সে কিছু একটা করত সে আ তার দক্ষতা কাজে লাগিয়ে বা তার যে প্র প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটা কাজে লাগিয়ে সে একটা কিছু করতে পারত। কিন্তু সেটা সে করে উঠতে পারছে না বিভিন্ন কারণে। আ কারণ অপরচুনিটি কম পাচ্ছে। তারপর হচ্ছে তার ভেতরে আ আ অলস্যত যে বিষয়টা, সেটা তাকে চেপে ধরছে। সে আ আসলে ইচ্ছে করেই আ আ কিছু একটা করছে না বা নিজ প্রচেষ্টায় অ্যা আসলে সে তার আ সে মেধাটা সেটা কাজে লাগাচ্ছে না। তো আমি মনে করি যে এই বিষয়টা সবথেকে বেশি দায়ী দারিদ্রতার জন্য। এখন আ আপনার কাছে একটা ব্যাপার জানতে চেয়েছিলাম যে, সরকারের বা সমাজের আ কি ধরনের সবচেয়ে কার্যকর অ হতে পারে বলে আপনি মনে করেন এই ক্ষেত্রে?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।